দেখেন আপনার আ ইনভেস্টমেন্ট যদি কম হয় তাহলে আপনার বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময়। ঠিক আছে? আপনাকে টা আপনার কাছে যেহেতু টাকা নেই আপনাকে পরিশ্রম করতে হবে, আপনার সময় দিতে হবে। যেহেতু টা এক্ষেত্রে যখন কিনা টাকা থাকে তখন মানুষ হায়ার করতে পারেন আপনি। ঠিক আছে? কিন্তু যেহেতু আপনার কাছে টাকা নেই আপনাকে সময় দিতে হবে এবং আপনার আ আপনাকে পরিশ্রম করতে হবে। প্রচুর পরিশ্রম করতে হবে। বিশেষ করে হচ্ছে যে আ সেটা অনলাইন হোক। এটার কোন বিকল্প নেই। অনলাইন হোক আর অফলাইন হোক। অনলাইন এর ক্ষেত্রে সচরাচর হয় কি যে আরো পরিশ্রমটা বেশি। ঠিক আছে? কেন? কারণ হচ্ছে যে মার্কেটিং এর বিষয়টা। চব্বিশ ঘন্টা মার্কেটিং এর উপর থাকতে হয়। আ দেখা যায় যে আ অনেক সময় এরকম মার্কেটিং করতে যেয়ে স্প্যামিং এর কারণে অনেক অনেক আইডিইএও চলে যেতে পারে। ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে ধৈর্য ধরে আসলে চালায় যাওয়া, টিকে থাকা। এখানে ব্যাপারটা এরকম না যে, আসলে প্রফিট করা। প্রফিট করাটা যদি কিনা কোন বিজ কেউ যদি আসলে বিজনেস এর মেন্টালিটি নিয়ে আসে যে প্রফিট করতে হবে আমাকে। আমি প্রফিট করব। প্রথমে এসেই। তাহলে কিন্তু সে আসলে টিকে থাকতে পারবে না। তাহলে চলে যেতে হবে। এখানে মূল লক্ষ্যটা থাকতে হবে আগে টিকে থাকা। টিকে থাকলেই আসলে প্রফিট হবে।
দারুণ বলেছেন কিন্তু। <laughs> হ্যাঁ। হুম। এটা বিকল্প নেই আরকি। হুম। চমৎকার। অনলাইনে। হ্যাঁ, মার্কেটিং এর বিষয়। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম তা তো অবশ্যই। দারুণ। তাহলে। <chuckles> বাহ! বেশ চমৎকার বললেন। হুম। মানে এক কথায় এখানে আসলে একটা ট্রাফিক জেনারেট করা। যেখানে আসলে দেখা যাচ্ছে যে, একটা পেইজে রিচ করতে পারবে বা ফলোয়ার্স এইটা আসলে এর উপর ডিপেন্ড করে বিজনেস টা কেমন হবে সেটা আসলে আ বুঝা যাবে। এটা কিন্তু বেশ চমৎকার। তো এখানে আরেকটা কিন্তু প্রশ্ন আমার চলে আসছে যে, আ প্রথম আ ধাপে যখন আসলে কোন কিছু আসলে শুরু করবে বা সবকিছুকে কিনে সাথে সাথে কিনে নেওয়া উচিত? নাকি ধাপে ধাপে প্রোডাক্ট আসলে আপডেট করা উচিত? বিক্রির উপর ডিপেন্ড করে বা সেল এর উপর ডিপেন্ড করে?
একদম। একদম, একদম, একদম। জ্বী জ্বী জ্বী। হুম, হুম। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আপনার প্রোডাক্ট কি সেটার উপর নির্ভর করে। হ্যাঁ? কেউ আসলে যদি খাবার নিয়ে কিনা কাজ করে, তাহলে তো অবশ্যই ব্যাপারটা হচ্ছে যে একেবারে কিনে নিয়ে আসাটা হচ্ছে একদম বোকামি। তাই না? বা আ যদি কিনা জামাকাপড়ের ক্ষেত্রেও যদি হয় সেটাও কিন্তু একটা বোকামি। কিন্তু অনেক ক্ষেত্রে এমন অনেক রকমের প্রোডাক্ট আছে যেগুলো কিনা অনলাইনে এখন নতুন করে আসলে দেখা যাচ্ছে যেমন আ লোহার রড, হ্যাঁ? অনেকে কিন্তু আসলে বা দেখা যাচ্ছে যে ইট আসলে সাপ্লাই করতেছে অনলাইন থেকে অর্ডার করে, হুম? তো এখন এগুলো কিন্তু আসলে দেখা যায় যে প্রতিদিন আসলে আ বা যেই দামে আপনি কিনতেছেন, তার পরের দিন দাম বেড়েও যেতে পারে, আবার দাম কমতেও পারে। তাই না? তো সেগুলো আসলে আপ ডাউন করতে পারে। তো ক্যাশ ট্রান্সেকশন টা আসলে আপনি প্রোডাক্ট এর উপর ডিপেন্ড করতেছে। যে আপনি আসলে কিভাবে করে ব্যাপারটা হ্যান্ডেল করবেন। আপনি আপনার প্রোডাক্ট যতটুকু আসলে সতর্কভাবে বাছাই করতে পারবেন, আপনার বিজনেসটা তত বেশি আসলে স্টেবল হবে। আপনি যদি কিনা প্রোডাক্ট এর ব্যাপারে নিজে কিছু না জানেন। এই প্রোডাক্ট টা কিভাবে করে বানায়, প্রোডাক্টের উপকরণ কী? প্রোডাক্ট টা আসলে মার্কেটে আ মানুষ কত টাকায় চায়? মার্কেট রিসার্চ যদি না করেন, তাহলে আসলে দেখা যাবে যে ব্যবসা চালানো খুব কঠিন হয়ে যাবে কিন্তু। <clears throat>
ঠিক বলেছেন। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। আপ ডাউন করতে পারেন। হুম, বাহ! হু, হু।